হ্যালো!
হ্যালো। কী অবস্থা ভাই কেমন আছেন?
কেমন আছেন? ভালো? <chuckles> আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
আহ! আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। কী অবস্থায় কেমন যাচ্ছে ছুটির দিনগুলো? ঈদের ছুটিতে কোথায় কোথায় ঘুরলেন ভাই?
আ ছুটির দিনগুলোতে একটু পাখির ডানায় ভর করে উড়ে গেছে সময়টা। আর দূরে কোথাও যায়নি যেহেতু যাওয়ার একটা ঝামেলা থাকে সবসময় পরিবার পরিজন নিয়ে। তো সেটাকে এভয়েড করার জন্য আমরা নরমালি অফ সিজনে এ বেড়ানোটা পছন্দ করি বেশি। অন সিজন এ যাই না। না অন সিজন এ বেশি ডিস্টার্বেন্স হয়, বেশি লোক আসে, সবাই ফ্রি থাকে তো সেইজন্য আমরা চেষ্টা করি শ্রাবণ মাসে বেড়াবার জন্য। তখন মানুষ উইকডে তে বেড়ায় বেশি। হ্যাঁ? <laughs>
আচ্ছা, আচ্ছা জি। উহুম। উহুম। আচ্ছা জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি। আচ্ছা। ওকে, ওকে। আচ্ছা। হুম, হুম। জি, জি। জি। হুম, হুম। আচ্ছা। <scoffs> এ ইটস আ ভেরি গুড প্লান টু বি ভেরি অনেস্ট। কারণ হচ্ছে যে আমি এই জিনিসটা না খুব আ খেয়াল করেছি যে দেখা যায় কি যে বিশেষ করে আ আমি আবার একটু বর্ষাকালে ঘুরতে পছন্দ করি। তো দেখা যায় কি যে, বর্ষাকালের রূপটা একটু ডিফারেন্ট এবং আমি ব্যক্তিগতভাবে বর্ষাকালটা খুব বেশি পছন্দ করি। তো স বর্ষাকালে হচ্ছে যে কক্সবাজার বলেন, বা সাজেক বলেন বা রাঙামাটি এসব জায়গাগুলোতে আসলে খুব একটা পর্যটকের কিন্তু আনাগোনা থাকে না। তো সেক্ষে সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে খুব সুন্দর মতো ছাতি একটা মাথায় দিয়ে। আমি সুন্দর মতো টুকটুক করে হেঁটে, হেঁটে চলে যেতে পারি। এবং একা, একা ঘোরা যায়। সবচাইতে বড় কথা এবং খুব চিপ বাজেটের মধ্যে করা যায়। জিনিসটা দেখা যায় যে আ অফ সিজ মানে অন সিজন এর ক্ষেত্রে যেটা হয়, যে আমাদেরকে কিন্তু অনেক মোটা অংকের টাকা আসলে গুনতে হয়। আম তো সেক্ষেত্রে আমি মনে করি যে অফ সিজনে গেলে একটা আলাদা একটা প্রকৃতির সৌন্দর্যও দেখা যায়। এবং আমার যে ঘোরাফেরা করার যে উম একটা চাহিদা সেই চাহিদাটাও পূরণ হয়ে যায় ভাই। তো আ তবে একটা মাথার মধ্যে একটা কোয়েশ্চেন ছিল ভাই যে, আম এই যে ঘোরাফেরা করেন ভাই, মাঝে মধ্যে কি এরকম কোন এমন কোন বিড়ম্বনার মধ্যে পরতে হয়েছে? যেটা কিনা ধরেন আপনার কাছে মনে হয়েছে যে না এরকম কোন সিচুয়েশন না পরলেই ভালো হত, এবং ব্যাপারটা আপনার জন্য খুব বিব্রতকর ছিল?
উম-হুম। আচ্ছা। আচ্ছা। উম-হুম। রাইট। <blows air> <giggles> একা, একা ঘোরা যায় না। সি বিচ এ বেশি। হ্যাঁ। হুম। রাইট। হুম। রাইট, রাইট।